হুম, <smacks lips> অবশ্যই সাহায্য করতে পারেন আ এবং আমার মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ ২ টি আ প্রতিষ্ঠান আ কিংবা ২ টি আ স্থান রয়েছে যেখান থেকেই আসলে আমরা শিখি। আমাদের আচার, ব্যবহার আমাদের আ মূল্যবোধ কেমন হবে, হ্যাঁ, অভ্যাসগুলো কেমন হবে আমি কোন ধরনের আ মানে নৈতিক বোধ নিয়ে বড়ো হবো সেটা হচ্ছে নির্ভর করে পরিবার এবং আ আমাদের যেই শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ, এবং অ বড় হয়ে যদিও চাকরির ক্ষেত্রে যেই আ আ চাকরির স্থানটি সেটিও আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু আমি মনে করি যে ম সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠানটাই হচ্ছে আমাদের পরিবার। তারপর হচ্ছে স্কুল। তো এখান থেকেই কিন্তু আমরা শিখি যে আমরা কিভাবে কি করবো। যেমন আমি আমার মায়ের থেকে শিখেছি। আ যে সংসারে হাসব্যান্ড এর পাশাপাশি বউয়েরও কন্ট্রিবিউশন খুবই গুরুত্বপূর্ণ। তো এটা তো আসলে আমি অন্তত ব ধরে রাখার চেষ্টা করব যে যাতে করে আমার অন্তত কন্ট্রিবিউশন থাকে, আমিও যাতে একটা সম্মান পাই এবং আমার ছেলে-মেয়েরাও বলতে পারে এবং শিখতে পারে আমার কাছ থেকে একই রূপ। এবং এ ধরনের যদি শিক্ষাটা অব্যাহত থাকে। তবে না একটা পর্যায়ে গিয়ে এই আর্থিক স্বাধীনতাটা কিন্তু খুবই জোরদার হবে আমাদের সমাজে।
হু, হু। বিভিন্ন অভ্যাস অ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। শিক্ষা প্রতিষ্ঠানগুলো। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ নিশ্চয়ই। পরিবার হ্যাঁ, হ্যাঁ। চমৎকার! আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ নিঃসন্দেহে নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা, আচ্ছা। হু, হু। আ হ্যাঁ, হ্যাঁ, চমৎকার! হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। তো যাই হোক আ আপনার সঙ্গে বেশ এ গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা হল। বেশ ভালো লাগলো কিন্তু। অনেকগুলো বিষয় আমার আ জানা হলো এবং এভাবে আমি মানার চেষ্টা করব। অভ্যাস করবার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার আপনার সঙ্গে কখনো কথা হবে। বিদায়।
জ্বী। হুম। জ্বি। হু। <smacks lips> জ্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
বিদায়।